বেশ কিছুদিন যাবত আমি খুব মানসিক ভাবে একটা অসুবিধার মধ্যে আছি।
আচ্ছা।
মানে আমার মধ্যে অনেক উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে।
হুম।
যেটার কারণে আমার স্বাভাবিক জীবনযাত্রার খুব ব্যাহত হচ্ছে আরকি। মানে বিষয়টা এরকম যে, আমার মাথার মধ্যে বলতে গেলে অ্যা ঘুরপাক খাচ্ছে তো খাচ্ছি। মানে এই চিন্তাটা আমি তাড়াতে পারছি না এবং বিষয়টা এরকম যে, আমি যে কারো সাথে এ বিষয় নিয়ে কথা বলবো, সেরকম কোন উপলক্ষ্য পাচ্ছি না বা কাদের সাথে কথা বলব? তারা যদি আমাকে আ অন্যভাবে আবার হেয় প্রতিপন্ন করার একটা জিনিস খুঁজে পায়। এজন্য মানে নিজের মধ্যে একটা আ লজ্জাবোধ কাজ করছে। আসলে বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজন এদের সাথেও sharable মন ও হওয়ার মতোই এই পরিস্থিতিটা আমি আমি নাই আরকি। ভাবছিলাম যদি কারো সাথে এই বিষয়টা নিয়ে কথা বললে, হয়তো দেখা যেত আমি নিজেও একটু আম নিজের ভাব প্রকাশ করলাম বা আলোচনার মাধ্যমে হয়তো কোনো সমাধান বেরিয়ে আসতে পারলেও পারতে পারে। তো এটা নিয়ে আরকি আমি একটু আপনার আ কাছে আসলাম আরকি। যে, কিছু আলোচনা বা পরামর্শর জন্য।
ও। হুম। বুঝতে পারছি। হুম, হুম। <smacks lips> জি। বুঝতে পারছি। আম আসলে আপনি অনেকদিন ধরে এই সমস্যাটা নিয়ে ভুগছেন এবং কাছের কারো সাথে share ও করতে পারেননি। ব্যাপারটা বেশ দুঃখজনক! তো আপনি যদি একটু kindly আমাকে বলতেন আসলে হ্যাঁ, কোন জিনিসটাতে সমস্যা হচ্ছে? আ কোনটা মানসিক চাপের কারণ হচ্ছে? এবং কবে থেকে হচ্ছে ঠিক?
হুম, হুম। হ্যাঁ, আসলেই আমি নির্দিষ্ট করে যদি বলি, আমি আসলে মনে হচ্ছে যে, আমি আমার জীবনের লক্ষ্য বা কোনো কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলছি। হ্যাঁ? এবং মনোযোগটা হারিয়ে ফেলছি। মনে হচ্ছে যে, আমি দ বেশিক্ষণ ধরে কোনো কাজ করতে পারি না। কোন কাজের লক্ষ্য স্থির করতে পারি না। সেটা আমার অফিসের কাজ হোক, ব্যক্তিগত skill development কাজ হোক বা অনেক সময় ব্যক্তিগত কাজের ক্ষেত্রেও এই জিনিসটা ঘটছে এবং এই যে, মনোযোগটা খুব এলোমেলো হয়ে যাচ্ছে এটা তো যেটা বললাম আরকি আমার ব্যক্তিগত জীবনেও খুব উম মানে ভালো, সুখদায়ক কোনো অনুভূতি সৃষ্টি করছে না এবং এটার পাশাপাশি দেখা যাচ্ছে এই মনোযোগটার কারণ এটা নিয়েও আমার মধ্যে একটা হীনমন্যতা জড়ো হচ্ছে এবং যার ফল ফলে আমার আচার আচরণগত সমস্যা থেকে শুরু করে মানে জীবনযাত্রার একটা অনিয়ন্ত্রিত ভাবও মানে মাঝে, মাঝে উপলব্ধি করছি। এখন এই বিষয়টা নিয়েই কারণ মানুষের জীবনে আমি যদি এই বিষয়টা নিয়ে এভাবে উদ্বেগের মধ্যে থাকি বা এরকম যদি আমার জীবন প্রণালী সবসময় থাকে, তাহলে তো আসলে আমার পক্ষে একটা সুস্থ সুন্দর জীবন। ধারণ করা খুব আ শক্ত হয়ে যায়, তাই না?
আচ্ছা। হুম। হুম, হুম। জি। অবশ্যই। হুম, হুম। হুম, হুম। উম জ্বী।
তো এইটা নিয়েই আরকি ভাবছিলাম যে, আসলে কোন পদ্ধতি বা কোন উপায় যদি আমি খুঁজে পেতাম, যাতে করে আমি এরকম একটা অবস্থান থেকে নিজেকে একটু উত্তরণের দিকে নিয়ে যেতে পারি।
আচ্ছা। বুঝতে পারছি আপনার ব্যাপারটা। আ যে, আসলে মনোযোগটা ধরে রাখা যায় না। আপনি সহজে distract হয়ে যান। আর এক্ষেত্রে কিন্তু ঘুমের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আপনার যদি একটা routine ঠিক করা থাকে আগে থেকেই যে, আপনি এ ঠিক কখন কোন কাজ করবেন এবং ঘুমের যদি একদম নির্দিষ্ট একটা সময় থাকে, অবশ্যই সেটা আ রাতের ক্ষেত্রে বেশ তাড়াতাড়ি হতে হবে। আ তাহলে ঘুমের ব্যাপারটা যদি একদম ঠিকঠাক থাকে আম আর একটু যদি routine ঠিক করা থাকে তাহলে কিন্তু আপনি আ এই ব্যাপারটা থেকে অনেকটাই বের হতে পারবেন। নিয়মিত ঘুম আসলে ভীষণ জরুরি। আর আ সেই সাথে যদি routine টাও ঠিক করা থাকে, ঘুমটাও ভালো হয়। আপনি কিন্তু আ একটা নতুন উদ্যোগ নিয়ে কাজ করতে পারবেন। মনোযোগটাও অনেকটাই বেশি ধরে রাখতে পারবেন অন্য সময়ের তুলনায়। তো আমি আরো একটু জানতে চাচ্ছিলাম যে, আপনি কি একটু লক্ষ্য করে দেখেছেন যে, ঠিক কখন আপনার মনোযোগটা কমে যায়? বা আপনার কি কোন আ ঘুমের আ routine আছে নির্দিষ্ট?
হুম। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ। আসলে এটা একটা ভালো অ পয়েন্ট আপনি বলেছেন যে ঘুমের বিষয়টা। আমার ধরেন দিনের ১ম ভাগে মনোযোগটা মোটামুটি থাকে। হ্যাঁ? কিন্তু এরপরে কমতে শুরু করে বলে আম আমার মনে হয় কিন্তু সবচেয়ে উম মানে প্রধান বিষয় যেটা আপনি উল্লেখ করলেন ঘুমটা। আসলেই আমার ঘুমটা কিন্তু সেরকমভাবে হচ্ছে না বা আমার অ মনে হচ্ছে যে ঘুমটা আ সেরকম পূর্ণ হয় নাই, মাথার মধ্যে একটা আ মানে চিনচিনে ভাব, এটা হয়তো এই ঘুম থেকেই হচ্ছে কারণ হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে আমি এ ঘুমের সময়টা হয়তো আমি সেইভাবে কাজে লাগাইতে পারছি না। আর ধরেন আমার আ অফিসে উম যেতে হলে যদি আমি একটু উম দেরি করে ঘুমাই তাহলে তো আমার ওই যে ঘুমের একটা সময় ওই সময়ের একটা ব্যাঘাত সৃষ্টি হলো তাই না? এবং এটা আপনি উম ভালো বলেছেন যে ঘুমের জন ঘুমটা আরকি ওভাবে আমার হচ্ছে না। এটা আমি আপনাকে বলতে পারি। এটা এ মানে কি করা যায় আসলে আমি এবং যেটা আরেকটা জিনিস যেটা মানে আসলে উ এটা একটু আসক্তির পর্যায়েও পড়ে জানি এটা আসক্তি। এই যে ডিজিটাল ডিভাইস মানে সোশ্যাল মিডিয়া। আ দেখা যাচ্ছে আমি রাতের বেলায় কোনো একটা আ হয়তো দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আর আ ধরেন ১৫-২০ মিনিট দেখবো চিন্তা করি। কিন্তু দেখা যায় যে কোন একটা আসক্তির কারণে হয়তো এটা আরেকটু মানে বেড়ে যায়। হ্যাঁ? তো এটাও তো আসলে আমার আ অ ডেইলি রুটিনের মধ্যে একটা ব্যাঘাত ঘটাচ্ছে। এটাও একটা উপলক্ষ্য বলা যায় আরকি। তো এই আল্টিমেটলি এই জিনিসটা আবার ঘুমেও এফেক্ট করছে। আমার ঘুমও হয়তো কম হচ্ছে এইজন্য। এবং শুধু এই কারণেও কিনা জানি না কিন্তু এই ঘুমটা হচ্ছে না। আরো কোনো অনুস আনুষঙ্গিক কোনো কারণ আমি এই মুহূর্তে মনে করতে পারি না। হয়তো আপনি যদি কোন কিছু মাথায় আসে আমাকে জিজ্ঞেস করলেও করতে পারেন। কিন্তু এই ঘুমটার বিষয়ে যেটা বললেন, আসলে ঘুমটা আমার যে ইয়ে হচ্ছে না এইটা এই মুহূর্তে এখন আমি বুঝতে পারলাম যে আসলেই এই জিনিসটা অ্যাড্রেস করা উচিত।
আচ্ছা। জ্বী। হুম, হুম। হুম, হু। জি। হুম। জ্বী। হুম, হুম, হুম। আচ্ছা। হুম। অবশ্যই। হুম, হু। একদম। জি, জি। জি, জি। হুম, হুম, <smacks lips> আ বুঝতে পারছি। আপনি যেটা notice করেছেন এটা কিন্তু দারুণ ব্যাপার। তো বলছিলেন যে, ঘুমটা ঠিকঠাক হয় না। আমি বলব যে, ঘুমের একটা routine এবং আপনার দৈনন্দিন কাজের একটা routine থাকা কিন্তু ভীষণ জরুরি। আর ঘুমের ক্ষেত্রে আপনি কিন্তু আ একটা পরিবেশ ঠিক করতে পারেন। ঘুমের জন্য যে একটা আম আসলে calm, তারপরে একটা warm light অ্যা লাগানো রুমে এবং পরিবেশটা যেন একটু আ মানে একটু চুপচাপ হয়। হ্যাঁ, আর ঘুমের আগে এক্ষেত্রে আপনি উম আ meditation করতে পারেন। আপনি বলছিলেন যে, যে device আসক্তির ব্যাপারটা। এটা আসলে হ্যাঁ, আসলে অন্যতম কারণই বলতে পারেন। <smacks lips> অ্যা ঘুম না হওয়ার জন্য। তবে সেই সাথে, সাথে যদি পরিবেশটাও ঠিক রাখেন আ বা দেখা যায় যে, আরো যেই ব্যাপারগুলো আছে যে, bed sheet টা ঠিকঠাক হচ্ছে কিনা, হ্যাঁ, অনেক সময় সেটা আরাম হওয়ারও একটা বিষয় থাকে এবং লাইটটা warm কিনা বা কোন আ বেশি power এর লাইট জ্বালানো আছে কিনা রুমের মধ্যে বেশি শক্ত আছে কিনা এই ব্যাপারগুলো ঠিক করে নিতে পারেন। একটু air freshener দিতে পারেন আ এবং একটু শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম কিন্তু করতে পারেন। আ হ্যাঁ, আ breathing অ্যা practice যেটা exercise যেটা একটু লম্বা শ্বাস নিয়ে ধীরে, ধীরে মুখ দিয়ে ছাড়া। এই ব্যাপারটা করতে পারেন। তবে মোবাইল আসক্তিটা কমানো তো ভীষণ জরুরি এবং ঘুমের ০.৫ ঘন্টা আগে যদি ফোনটা দূরে রেখে দেন। আমার কিন্তু মনে হয় যে, অনেকটাই লাভ হবে। তো আম আমি একটু জানতে চাচ্ছিলাম যে, আপনার দৈনন্দিন ঘুমের কথাটা আপনি বললেন যে, ঘুমটা কম হয় এবং আ ফোনের একটা আসক্তি আছে। এছাড়া কি আসলে আপনি কাজের ফাঁকে, ফাঁকে বিশ্রাম নেন? বা আপনার অন্যান্য দৈনন্দিন জীবনের কাজগুলোর আসলে routine কেমন? কোন routine কি আছে?
হুম, হুম। হ্যাঁ। আচ্ছা। হুম। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। ও। হুম। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, আসলে আমার দৈনন্দিন কাজকর্মের routine খুব packed মানে কাজের মাঝে যে, বিশ্রামের জায়গাটা সেটা তো হয়ই না বরং কাজের একটা চাপ একটা tension ও কিন্তু নিজেকে মাঝে মধ্যে বিচলিত করে রাখে হ্যাঁ? দেখা যায় যে, আমার একটা আ project এর এ কিছু জিনিস নিয়ে আমি বেশ উদ্বেগের মধ্যে আছি বা আমার team bonding টা হচ্ছে না বা project এর এই জায়গাটায় একটু আটকে আছি, So, এ এ এই সেটা থেকে হয় plus অ্যা আরেকটা জিনিস যেটা হয় যে, আমার skill development এর জায়গা থেকেও আমার কিছু চিন্তা আছে। সেই চিন্তাগুলি ধরেন আপনি এ মানে আমি যদি এ মানে অর্জন করতে না পারি হ্যাঁ? সেটারও একটা impact আমার মধ্যে কাজ করে। So, এই আনুষঙ্গিক চিন্তা গুল এ এবং যে, কাজের ফাঁকে, ফাঁকে বিশ্রাম বা একটু relax থাকা, ওইটার সুযোগটা আসলে আমার হচ্ছে না। এটাও, এটাও সত্য। মানে আপনি এখন বলার পরে আমার মনে হলো যে, হ্যাঁ, এই জায়গাগুলিতেও তো আসলে আমার এরকম কোন relax এর জায়গা বা বিশ্রামের এ কোনো উপলক্ষ্য আমি তৈরি করতে পারছি না। এ এটাও হয়তো আমার ঘুম এবং ইয়েটার কারণ বা ওই যে, একটা বাজে আসক্তির বিষয় যেটা digital অ্যা সেই জিনিসটাও হয়তো হতে পারে এ এই জিনিসগুলো। তো আমার কর্মক্ষেত্রে এবং দৈনন্দিন ক্ষেত্রে আসলেই আমার routine টা একটু packed
হুম, হুম। জ্বি, জ্বি। হুম। হুম, হুম। জী। আচ্ছা। হুম, হুম। হুম। জ্বি। হুম, <smacks lips> আসলে একটু ব আ routine থাকা কিন্তু ভীষণ জরুরি। আম আপনি যদি routine করে রাখেন একটা proper, তাহলে কিন্তু আপনার আম আপনি বুঝতে পারবেন যে, কোন কাজটা আপনি কতক্ষণ করবেন? এবং কাজের ফাঁকে বিশ্রাম নেওয়া অনেক সময় মনে হতে পারে যে, আসলে বিশ্রাম নিলে আ সময়টা নষ্ট হচ্ছে কিন্তু আ কাজের ফাঁকে বিশ্রাম নেওয়া ভীষণ জরুরি। এক্ষেত্রে আপনি Pomodoro পদ্ধতিও ব্যবহার করতে পারেন যে, কাজ কিছুক্ষণ কাজ করে ৫ মিনিটের break নিলেন। আবার কাজ করলেন, আবার ৫ মিনিট break নিলেন। এভাবে কিন্তু মনে আ ১ম, ১ম মনে হয় হতে পারে সময়টা নষ্ট হচ্ছে কিন্তু আসলে মনোযোগটা বেশি রাখা যায়। একটানা কাজ করলে আসলে ওইভাবে মনোযোগ রাখাটা খুব কষ্টকর। তো সেক্ষেত্রে আপনি ছোট break নিতে পারেন। <smacks lips> এখানেও শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামটা বা একটু হালকা meditation করতে পারেন। এছাড়াও আমি বলব যে, আপনি কিন্তু আ যেই routine টা করছেন আমি বলছিলাম যে, routine থাকা ভীষণ জরুরি। তো routine টা যখন ঠিকঠাক মত করবেন তখন কিন্তু প্রতিদিনের কাজে আপনি আসলে যেই কাজটা আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা আগে করে ফেলতে পারেন। মানে কাজের অগ্রাধিকার যদি নির্ধারণ করে রাখেন এবং যদি দিনের ১ম এই আসলে দেখেন যে, আ ১ম দিকেই দেখেন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আগেই করা হয়ে গেছে। আপনি কিন্তু অনেকটাই মানসিক চাপমুক্ত থাকবেন। আপনার মনোযোগও আসলে বারবার distract হবে না যে, এই কাজটা করলাম না, ওই কাজটা করলাম না। তো এইভাবে করে কিন্তু দেখতে পারেন।
হুম, হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। হুম। আচ্ছা। বাহ! আপনি বেশ চমৎকার কিছু পদ্ধতির কথা বলেছেন। আসলেই আমি তো এভাবে চিন্তা করি নাই যে, আসলে কাজের ফাঁকে, ফাঁকে এরকমভাবে। অ্যা একটা শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করে নিজেকে একটু relax রাখা যায়। Plus আপনি যেটা বললেন meditation বা অন্য self motivated যে, বিষয়গুলি এটা তো আসলে নিজেকে একটা উজ্জীবিত করার জন্য বেশ ভালো কিছু পদ্ধতি। পাশাপাশি আপনি তো যেটা বললেন যে। এই ঘুমের জন্য বা এই যে, কাজের একটা list যেটা priority অ্যা list যে যেটা important সেটা যেহেতু দিনের ১ম ভাগে আমার মনোযোগটা বেশি থাকে তো সেইভাবে হয়তো সেটা করে ফেলার চেষ্টা করলে আমার অন্যদিকে আরেকটু আমি relax এর সময় পাবো। আসলে এই পদ্ধতিগুলি অবশ্যই আমি মাথায় রেখে আমি মনে করি যে, আমি যদি প্রায়োগিক ক্ষেত্রে। অ্যা মানে কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই কোন না কোন আ ফলদায়ক কিছু পাবো। আসলে আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেক চিন্তার মধ্যে ছিলাম আপনার সাথে কথা বলে আমি নিজেকে বেশ হালকা বোধ করছি এবং মনে করছি যে, অ্যা একটা ভালোর দিকে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ।
হুম। আচ্ছা। <smacks lips> আপনাকেও ধন্যবাদ। আমারও মনে হচ্ছে যে, আপনি সবগুলো ব্যাপার ঠিকঠাক manage করতে পারবেন। শুভ কামনা থাকল।